মানে আমার argument আপনাকে যেটা বলছিলাম যে, "আপনি সবসময় ইসের অ অনলাইন ফ্রেন্ডদেরকে একটু দূরে রাখার চেষ্টা করছেন।" আমি যেটা find উম out করেছি যে আউ আমার কলিগদের ক্ষেত্রে মূলত বলছি, আমার অফিসে আমার বস যিনি, আ সায়েম ভাই উনি আম আমার খুবই ক্লোজ একজন পারসন। বেসিক্যালি আমি যখন অনেক বিপদে ছিলাম, উনি বলা যায় আমাকে সেখান থেকে অ্যা তুলে নিয়ে আসছে। আমাকে rescue করছে, এরকম টাইপের কিছু। তো উনি আমাকে অনেক গাইড করেছেন, অনেক কিছু শিখিয়েছেন। আমি যখন "বিপদে হেল্প তো করছেন" বললাম আমি। পাশাপাশি আমার যখন দিক নি নির্দেশনার প্রয়োজন ছিল উনি একটা বড় ভাই বা, একটা গার্ডিয়ানের রোল প্লে করছে। তো উনার সাথে থাকা অবস্থায় হ্যাঁ এটা একটা রেয়ার ঘটনা কিন্তু মাই মানে পরিবারের বাইরে এমন কাউকে পাওয়া, সিনিয়র পারসন, একটা রেয়ার ঘটনা। ও ওন ওনাকে আমি
ওয়াও! আচ্ছা, আচ্ছা। হুম, হুম। ওয়াও! খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই। বাট সে তো আর আপনার Facebook এর বা, সামাজিক মাধ্যমের বন্ধু না। সে তো আপনার বলতে গেলে আপন বন্ধুই।
না, না। সামাজিক মাধ্যমে ওনার সাথে আ বাট উনার সাথে কিন্তু ফেস টু ফেস দেখা হয়েছে আমার লাইফে ২ থেকে ২ বার অ্যাকচুয়ালি। ওনার বিয়েতে, ওন ওনার মেয়ের বার্থডেতে এইটা ছাড়া ওনার সাথে <scoffs> আমার কখনো মানে সামনাসামনি দেখা হয় নাই। ওনার সাথে গেম খেলতে League of Legends নামে একটা অনলাইন প্লাটফর্ম আছে, ওখানে গেম খেলতে গিয়ে তার সাথে আমার পরিচয়, সেখান থেকে এই অবস্থা।
ও! আচ্ছা, আচ্ছা। দেখা হয়নি। উ হুম। ওয়াও! খুব সুন্দর। <chuckles> আ আমি আসলে এভাবে ভাবিনি।
অ্যা হ্যাঁ, তো উম তো আমি মানে এ মানে ঐটাই এবং অফিসের কলিগদের মধ্যে কয়েকজন আছে যাদেরকে আমি অনেক ট্রাস্ট করি। তাদে তাদের কাছে আমার পার্সোনাল ইনফরমেশনও আছে। সো এই দিক থেকে আমি তাদেরকে মানে মোটামুটি আ পর বলবো না। বিশ্বাস বাট বিশ্বাস করি। ডেফিনিটলি আমি আমার সামনাসামনি হওয়া ফ্রেন্ডদেরওকে বেশি বিশ্বাস করি। এটা অবধারিত, আসলে।
হুম, হুম। বিশ্বাস আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আমার ক্ষেত্রে এমনই, বাট হচ্ছে আমি <smacks lips> যেহেতু দেশের বাইরে থাকি, আম সেহেতু আমি হচ্ছে আপনার এমনিতেই বলতে গেলে আ ডেটা বা, প্রাইভেসি পলিসি বা আপনি বলতে পারেন যে সিকিউরিটি মানে পার্সোনাল সিকিউরিটির ব্যাপারগুলো আমি অনেক বেশি কনসার্নড এবং আম শুধু আমি না আমার হচ্ছে পরিবেশগত জ্বি?
আচ্ছা! that means আপনার হ্যাক হওয়ার চান্সও বেশি থাকে বাই